হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমার সাথে হচ্ছিল গিয়ে ওর এক সপ্তাহ পরে হচ্ছিল গিয়ে কথা শুরু হয়। ও আসলে আমাকে না অবজার্ভ করছিল। ও আমার সাথে মাঝে, মাঝে দুই একটা কলম নেওয়ার বিষয় বা হচ্ছে, "ক্লাস কখন? কখন এসেছো?" এরকম ২ এক টা কথা বলত। এরপর হচ্ছে ও নাকি আমাকে অবজার্ভ করছিল। অবজার্ভ করে দ্যান হচ্ছে ও আমার মানে আমি যেভাবে, যেভাবে বসছি হ্যাঁ, আমাকে ও বোঝার চেষ্টা করছিল। আমি যেভাবে, যেভাবে বসি ও না সেটা না রিক্রিয়েট করে দেখাচ্ছিল মানে ক্লাসের মধ্যে। বলে আমাদের ক্লাসে একজন মুরুব্বি আছে, মুরুব্বিটা হচ্ছিল গিয়ে এভাবে করে বসে। তো আমি না ওর পিছনে ছিলাম। ও আমার রিক্রিয়েট করছে সবার সামনে। আমি ওর পিছনে। মানে আমি ক্লাসের মধ্যে ঢুকে আমি ওর পিছনের দিকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। তো পরেও সবাই, সবাইকে দেখাচ্ছিল। এখন সবাই তো মানে প মানে প্রথমে তো হাসছিল। যখন আমাকে দেখল সবাই চুপ হয়ে গেল। তো দেখার পরে বলতেছে যে, "আমাদের ক্লাসে মুরুব্বিটা এমন করে, ওরকম করে, কারো সাথে কথা বলে না" এমন। তো পরবর্তীতে না আমি আসলে আমার নিজের হাসিটা আটকায় রাখতে পারি না। আমি বলি কি, "সিরিয়াসলি আমি এমন করি?" পরে হচ্ছিলো গিয়ে ও বলল যে হ্যাঁ আসলেই তুমি এম, ও আসলে তখন মানে ও না বললাম না খুব মানে খুব প্রাণবন্ত একটা মানুষ। মানে ওনা থাকে না যে ওর জায়গায় অন্য কেউ হলে কিন্তু ভয় হ্যাঁ, ভয় পেয়ে যেত বা হছিল একটু ইতস্তত করত। ও আমাকে বলল, "হ্যাঁ, তুমি এমনই করো। তোমাকে দেখলে মনে হয় তুমি মুরুব্বি, মুরুব্বি একটা ভাব নিয়ে থাকো।" মানে ও আমার সাথে পুরো ন্যাচারাল। তো ওর ভাইবটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। এবং দেখা গেল যে পুরো মাস্টার্স এর যে জার্নি টা ও আর আমি খুব ভালোভাবে একটা সময় কাটিয়েছি। এবং আমি আর ও একদম দেখা যেত যে বেস্ট ফ্রেন্ড এর মতো হয়ে গিয়েছিলাম।
আচ্ছা, আচ্ছা। মা আপনাকে লক্ষ্য করছিল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আপনাকে বোঝার চেষ্টা করছিল? জি, জি, জি। আচ্ছা, ওকে। <giggles> জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি, জি, আচ্ছা, আচ্ছা। <giggles> <giggles> আচ্ছা, তখন কি করলেন? জি, জি, জি, জি। অনেক মিশতে পারে। কথা বলতে পারে। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <giggles> জি, জি, জি, জি। জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।